আপনিও কি মনে করেন যে সাপ্তাহিক খেলার আয়োজনের মাধ্যমে পাড়ার ছোটদের মাধ্যমে মধ্যে সামাজিক দক্ষতা উন্নত করা যায়। আপনি কি মনে করেন?
অবশ্যই, অবশ্যই, অবশ্যই, দেখা যাচ্ছে ওদেরকেও যদি কথা বলা হয় যে তোমাদের খেলা আছে কোনো কোনো কিছুর প্রয়োজন, তো ওরাও কিন্তু যেয়ে ওদের বাবা মাদেরকে বলছে তারাও একটু হেল্প করছে এরকমও হ আছে হ্যাঁ সবার সাথে সবার সংযোগ আছে যে একটা যদি গ্রুপিংভাবে খেলানো হয় যে এই গ্রুপে তোমরা এই কয়জন তো একটা তাদের ভিতরে একটা সংযোগ কিন্তু খুব ভালো দক্ষতা মানে আমি মানে আমি বলি হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। টিমওয়র্ক বলতে পারেন। তো এটা কয়েকদিন আগে বলা হয় তো তারা সেইভাবেই নিয়ে আসে। এই সময়টা বেশ ভালো হয় আমার মনে হয়।
হুম। হুম, হুম। হ্যাঁ, এটা আন্ডারস্ট্যান্ডিং হয়। জি টিম ওয়াইজ। জি। জি, জি সাপ্তাহিক খেলার আয়োজনের মাধ্যমে যে ছোটদের মধ্যে এই যে আমরা যে টিমওয়ার্ক করে যদি খেলাই তারা কিন্তু বুঝতে পারে যে টিমওয়ার্ক করলে যেকোনো কাজ সহজেই করা যায়। যেটা একা করা সম্ভব হয় না সেটা টিম নিয়ে করলে অবশ্যই মানে সহজে করা যায় হ্যাঁ এটা তারা শিখতে পারে। এবং আমরা যখন খেলার আয়োজন করি তারা কিন্তু শুধু খেলার মাধ্যমে সু এটা কিন্তু শুধু বিনোদনের মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ থাকে না তো খেলার মাধ্যমে আমরা কিন্তু সমাজে অনেক রকমের মেসেজ দিতে পারি এবং তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিতে পারি। হুম, খেলার মাধ্যমে তারা কিন্তু একে অপরের সাথে ভালো ব্যবহার করা শিখতে পারবে। হ্যাঁ? এবং কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, কিভাবে ছোটদের সেহে সে স্নেহ করতে হয়, সবার সাথে ভালো ব্যবহার কিভাবে করতে হয়। এই খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে শিখানোর সুযোগ পাই হ্যাঁ? দেখা গেল খেলাধুলার মাধ্যমে আমরা সবাইকে একত্রিত করে একটা সমাজ উন্নয়নমূলক কাজের কথা বলে দিলাম যে আমরা এই এই কালকে আমরা একটা জায়গা ময়লার জায়গা পরিষ্কার করব, হ্যাঁ, বা একটা লোক অসুস্থ হলে হ্যাঁ একটা লোক অসুস্থ থাকে আমরা সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে যাব বা এই তার জন্য ভালো কিছু ব্যবস্থা করব হ্যাঁ? বা একটা রাস্তা ভ্যা ভেঙে গেছে। মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তাদেরকে বললাম চলো সবাই মিলে একটু রাস্তাটা মেরামত করে দি। আসলে কি এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ? আমরাও যদি ছোটদের নিয়ে একসাথে এভাবে খেলাধুলার মাধ্যমে ভালো সামাজিক কাজগুলো করি তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি পাবে হ্যাঁ, তাদের মধ্যে একটা ভালো মন মানসিকতা চলে আসবে যে এ এভাবেও মানুষের উপকার করা যায়, সমাজের উপকার করা যায়। হ্যাঁ? আপনি কি মনে করেন?
জি। হু, হু। এক হু, হু। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। একদমই। হুম। একদম ঠিক বলেছেন। হুম, হুম। জি, জি, জি। হুম। জি, জি, জি। হুম। জি, জি। হুম। হুম। জি, জি। হ্যাঁ, একদমই, একদম বলেছেন ওরা তো নতুন কিছু শিখতেই পারে আর আমার মনে হয় মাঝে, মাঝেই যদি এই খেলার প্রতিযোগিতা করা হয় তো এই আমাদের এই অনলাইনের যুগে আরকি আমার মনে হয় এটা থেকে অ্যা তারা তো কিছুটা পিছনেই থাকবে আর এই খেলাধুলাটা অব্যাহত থাকবে কারণ তারা ভাববে যে আরে কিছুদিন পরে তো আবার প্রতিযোগিতা কর হবে। তো আমি অংশগ্রহণ করব। তো তখন নিয়মিতভাবে তারা কিন্তু একটা প্র্যাকটিস এর ভিতরে থাকবে আমার মনে হয়। বাইরে খেলতে আসবে
হুম, হুম, হুম। হুম। জি, জি, জি। জি, জি। হ্যাঁ তাদের ওইরকম ভাবে বললে

হ্যালো!
হ্যালো! কেমন আছেন?
জী ভালো আছি। আপনি ভালো আছেন?
জ্বী, আমি ভালো আছি। আপনার দিন কেমন কাটলো আজকে?
আচ্ছা। আজকে আমার দিন বেশ ভালো কেটেছে, ভালো গেছে। কোনো সমস্যা হয়নি, বেশ মজাই গেছে বলতে পারেন। আপনার দিন কেমন কাটল?
আমার দিনে অনেক ভালো কাটলো। সুস্থ থাকাই হচ্ছে বড় নেয়ামত। সুস্থ আছি সেজন্য অনেক ভালো কাটল।
হু, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো আমি যদি আপনার কাছে
জ্বী, জ্বী বলেন।
আমি যদি আপনার কাছে প্রশ্ন করি একটা যে, আপনি কি খেলাধুলা পছন্দ করেন?
জ্বি আমি খেলাধুলা অনেক পছন্দ করি। অ্যা ছোটবেলা থেকেই জি, ছোটবেলা থেকেই গ্রামে ছিলাম। এবং বাড়ির পাশে মাঠ ছিল, গরু মাঠ। তো খেলাধুলাটেই বড় হয়েছি। তো এজন্য অনেক ভালো লাগে, খেলাধুলা।
তাই না? হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো আসলে
শুধু মাঠে যে খেলাধুলা করা যায় তা কিন্তু নয়, হ্যাঁ। অ্যা মানে ভিতরে কিন্তু অনেক খেলাধুলা করা যায় যেগুলা খেলাধুলার ফলে হলো কি ওই যে শরীর এবং মনের অ্যা ২ টাই মিল থাকে। হ্যাঁ অ্যা মানে স্বাস্থ্য ঠিক থাকে, ফুরফুরে থাকে। তো আপনার কাছে জানা ছিল যে পাড়ার ছোটদের জন্য সাপ্তাহিক খেলা মানে হ্যাঁ পরিকল্পনা কিভাবে করা যায়? আপনারা কিভাবে করেন?
হু। হুম। একদম ঠিক বলেছেন। আসলেই ঠিক বলেছেন আপনি। আমরা এত ব্যস্ত থাকি এখন কার আ আর এখনকার বাচ্চাদের কথা যদি বলেন, তো সব ওই গ্যাজেটের পরেই থাকে তাই না? সারাক্ষণ ফোনে বসে থাকে, গেমে চলে গেম খেলতেই থাকে। তো মাঝে, মাঝে যদি পাড়ার ছোটদের সব বাচ্চাদের নিয়ে একটা খেলার আয়োজনের পরিকল্পনা করা যায়, আমার মনে হয় এটা খুবই ভালো একটা আয়োজন, নাকি?
হুম। জ্বী, জ্বী।

একদম ঠিক বলেছেন।
তারপরেও যে এভাবে ছোটদের জন্য সাপ্তাহিক খেলার আয়োজন করলে, এভাবে পরিকল্পনা করলে বাচ্চারা এগিয়ে আসবে খেলার জন্য। তাদের আগ্রহ বাড়বে। আপনি কি মনে করেন?
হুম, হুম। একদমই ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমাদের পাড়ায়ও কিন্তু এ ধরনের খেলা হয়। আবার দেখা যাচ্ছে আমাদের পাড়ায়ও আমরা এরকম আয়োজন করি। এই যে বাস্কেটের ভিতরে বল ছুঁড়ে, ছুঁড়ে মারা না? এ এ এই খেলাটাও আয়োজন করা হয়। ওদের জন্য, এ হ্যাঁ, আর এই ক্রিকেট, ফুটবল তো আছেই ছোটো, ছোটো খেলাগুলো যেগুলো বড় খেলা আছে লাফ দৌড়ি খেলা আছে আপনি যেরকম বললেন আমাদের এখানেও কিন্তু এরকম আয়োজন করা হয়। তো এই এটা কিন্তু শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। আর এই gadget থেকে অন্তত তারা আ একটু সময়ের জন্য হলেও দূরে থাকে।
হুম। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী। ও। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, আমি আপনার সাথে একমত। অনেক গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন। এখানে হচ্ছে কি যে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছোটদের খেলার আয়োজনের জন্য আমাদেরকে এমনটা স্থান নির্ধারন করতে হবে যেখানে আলো-বাতাস বেশি থাকে, হ্যাঁ? এবং সহজে যাতায়াত করা যায়। হ্যাঁ? দেখা গেল অনেক দূরে হচ্ছে আয়োজন করলে দেখা যায় যে অনেক বাচ্চারা যেতে পারে না। হ্যাঁ? যেতে আগ্রহী হয় না। এত দূরে যাবো খেলতে ভালো লাগছে না। হ্যাঁ, বাসায় থাকবো, রেস্ট করব। কাছে থাকলে হয় কি আমি যাবোই, খেলবো মানে একটা আগ্রহ বেশি থাকে, হ্যাঁ? এবং সময় এই যেগুলো আমি খেলার আয়োজন করলাম। অনেক বড় একটা আয়োজন করলাম। কিন্তু সময়টা আমি বিকেলে না দিয়ে দুপুরে দিলাম বা সকালে দিলাম। তো সেই সময়গুলোতে কিন্তু ছেলেমেয়েরা স্কুলে থাকে, হুম? বা দুপুরবেলা কিন্তু রেস্টে থাকে একটু ঘুমায় খাওয়া দাওয়া করে, হ্যাঁ? বা অনেক সময় দুপুরে পড়াশোনা করে। তো অবশ্যই আমাদের খেয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই আয়োজনগুলা করলে আমরা যে এই সাপ্তাহিক খেলার আয়োজন করলে যাতে স্থান এবং সময় একটু কাছে হয় এবং খোলামেলা পরিবেশে যেখানে আলো বাতাস হ্যাঁ, আলো বাতাস বেশি এরকম পরিবেশে আয়োজন করতে হবে এবং হচ্ছে এই সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। সবাই অংশগ্রহণ করতে পারে। জ্বী বলেন?
হুম। হুম। হুম। অবশ্যই। হুম। একদম। হুম। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। <clears throat> আচ্ছা, আচ্ছা। হুম। একদম ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ। হুম। আছে। এ এ একদম বলেছেন। আমার আমার ক্ষেত্রে দেখা যায় কি হয়... হুম। একদমই ঠিক বলেছেন। আমাদের এখানে কি হয় যে, আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলের একটা বেশ সুন্দর একটা মাঠ আছে তো আ খেলার আয়োজনটা দেখা যায় ওই স্কুলের মাঠেই করা হয়, বুঝলেন? তো যেহেতু অনেক জায়গা আছে আর স্কুলটা সবার কাছেই পরিচিত একটা সময় দেওয়া হয় যে বিশেষ করে ছুটির দিনেই এ তো সকাল থেকেই আমরা খেলাধুলার চেষ্টা করি। ওই সময় একটু ঠান্ডা থাকে একটু বড় খেলা হলে যাতে দুপুরের ভিতরে আরকি আয়োজনটা আমাদের শেষ হয়ে যায় এরকম। কারণ সবারই তো ব্যস্ততা আছে এইজন্য এই বিষয়টা আমরা আরকি আ খেয়াল রাখা হয় আরকি।
জ্বী, জ্বী। হুম। হুম, হু। জ্বী, জি। হুম। জ্বী, জি। জ্বী। অবশ্যই। এই বিষয়গুলো খেয়াল রাখলেই মানে সবার অংশগ্রহণ করতে স মানে সুবিধা হবে। হ্যাঁ, এইজন্যই এ এগুলো খেয়াল রাখতে হবে।
হুম, হুম। হুম। জ্বী, জ্বী, জ্বী। <clears throat>

জি, জি। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে আসলে কি যে আমরা ছোট ছিলাম তো আমাদের যে মানে, আমাদের যে বড় যারা ছিল, হ্যাঁ? ভাই, কাকা, অ্যা উনারা যখন কা যখন অবসর থাকতো তখনই আমাদেরকে ডেকে নিয়ে আসতো। যে, "এই আয় তোরা আজকে আমরা ক্রিকেট খেলবো, আজকে আমরা ফুটবল খেলবো।" তো আমরা অনেক সময় কি উম খেলার জন্য অপেক্ষা করছি তারা বললে সাথে সাথে চলে যেতাম। আবার অনেক সময় কি করতাম আমরা মানে যাইতে চাইতাম না যে, "না এখন ভালো লাগছে না।" তখন উনারা হচ্ছে বলত যে, "আমরা একটা বল দিবো, বা একটা ব্যাট দিবো, আয় তোরা খেল।" মানে ওনাদের মানে আমাদের খেলানোর জন্য উনারা আমাদেরকে আগ্রহ দিত, হ্যাঁ? তো আবার বলত যে, "আজকে আমি নে খাওয়াবো তোদেরকে" হ্যাঁ? তো নানান ধরনের প্রণোদনা দেখিয়ে আমাদেরকে এইযে খেলার জন্য নিয়ে যেত।
জি। হ্যাঁ। তা হুম। হুম। জ্বি, জ্বি, জি। আ হু। <clears throat> আচ্ছা, আচ্ছা। জি। একদমই ঠিক বলেছেন।
তো দিন খেলাধুলা আসলে বন্ধের দিন, হ্যাঁ বন্ধের দিন অলস সময় না কাটিয়ে যদি অন্যান্য দিন তো আ স্কুল থাকে, বাচ্চাদের স্কুল থাকে বা বড় যারা তাদের কাজকর্ম থাকে, হ্যাঁ? সহজেই সময় বের করা যায় না। অনেকেই বের করে খেলে প্রতিনিয়ত। তো যারা আসলে কি যে সময় পায়না তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ? বন্ধের দিনগুলাতে। সাপ্তাহিক যে দিনগুলাতে, ছুটির দিনগুলো বিশেষ করে। তো অ্যা সেই সুযোগটা কাজে লাগানোর জন্য, হ্যাঁ, অনেক কিছু করে যে শুক্রবার তো যখন খেলে সব ছেলে-মেয়ে, সব ছেলেরা একসাথে হলে যারা মেয়ে থাকে, হ্যাঁ মেয়েদেরকে নিয়েও কিন্তু খেলার আয়োজন করে। ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা আয় আয়োজন করে। যেমন ধরেন এই যে দৌড় খেলা, সাঁতার খেলা, লাফ খেলা, হ্যাঁ? দড়িলাপ খেলা মেয়েদের জন্য। তো ছোট বাচ্চাদের মানসিক বিকাশের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম? এবং এগুলো যে 1st, 2nd, 3rd হবে তাদের জন্য পুরষ্কার থাকবে বা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য ছোট, ছোট পুরষ্কার থাকবে। এগুলো করলে হয় কি তাদের একটা বেশি বেড়ে যায় বুঝছেন?
উম <clears throat> একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন। উম একদমই ঠিক বলেছেন। জি, জি, জি। উম একদমই ঠিক বলেছেন। হ্যাঁ।